উম আমার মনে হয় কি? আমি যদি একটু অন্যরকমভাবে আপনাকে বলি। যে আমাদের যে বিগত সরকার ছিল, উম বিগত সরকার আসলে আ উম অনেক আ ভালো কাজও করেছেন। অনেক আ মানে আমি বলবো যে, অনেক খারাপ কাজের উম মধ্যেও কিন্তু কয়েকটা ভালো কাজ করেছেন। এবং আমি আসলে আ ভাবছিলাম যে আম কখনো না কখনো যে আস আ যেই যারা ছিলেন, প্রাক্তন সরকার। আ কখনো একটু ঘুরে দাঁড়াবেন। তারা আসলে হঠাৎ করেই বলবেন যে, উম আমরা এইখান থেকে এই আ অসৎ ব্যক্তিগুলোকে আসলে বহিষ্কার করছি, এই অসৎ কর্মগুলোকে বহিষ্কার করছি। এখানকার প্রশাসনিক সিস্টেম পরিবর্তন করছি। কিংবা ট্রাফিকটাকে এত কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করবো। আমি কিন্তু আশায় ছিলাম যে এই জিনিসগুলো আসলে হবে। এবং এখনও আমি আশায় থাকি যে সরকার চাইলেই জি, হয়ে ওঠেনি। তো এখন আমি আশায় আছি আসলে যে কোনো না কোনো দিন আমাদের এই দেশ আ যে অসৎ ব্যক্তিদের ভরা, যারা অসৎ কর্ম আসলে করছে, তারা অবশ্যই সচেতন হবে এবং ভীত হয়ে তারা আসলে সৎ পথে চলে আসবে। এবং আমাদের দেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে। যেমনটি আসলে বাইরের দেশগুলো পরিচালিত হয়।
জি। জি। জি, জি, জি। জি। একদম, একদম। জি। জি। হু, হু। জি, জি। কিন্তু সেটা তো হয়ে ওঠে নেই। জি। জি। জি। একদম, একদম। জি, আমি আপনার সাথে পুরোপুরি একমত। মানে আমাদের এখন আশা করা ছাড়া আর কোনো রাস্তা নেই, বিকল্প নেই। অথবা, আমরা যদি একজোট হয়ে বলি যে, "আপনেরা একটা কিছু করেন।" রাস্তাঘাটের মনে করেন রাস্তাঘাটের নির্মাণ কাজে অনেক ঘাটতি থাকে। অনেক মানুষ আঘাতে শিকার হয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে। তো এইযে আ মানে আসলে বলতে গেলে আ আমার কথা হচ্ছে, "তোমরা ভুল করছো, করছো। কিন্তু তোমরা যদি স্বীকার করো বা, সত্য কথাটা বলো যে, 'এই এই দুর্নীতির কারণে আমরা কাজটা করতে পারিনি,' তখন কিন্তু আমরা মানসিক প্রশান্তি পাই।" সেটা সরকারি ক্ষেত্রে হোক, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, যেকোন ক্ষেত্রে হোক। আমার কথা হচ্ছে সত্য কথা বলাটা হয়তো তিক্ত হতে পারে। কিন্তু সত্য কথার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব এবং আমাদের যে মানসিক যে চাপটি পড়ছে, সেই চাপটা থেকে আমরা বের হতে পারি। একদম, একদম। জি।
জি, জি। জি। জি। জি। জি। জি। জি। জি। ঠিক। জি। উম জি। পরিবর্তন নিয়ে আসা সম্ভব। জি।
তো এই আরকি। আপনার সাথে আজকে কথা বলে অনেক কিছু জানলাম। জি, অনেক কিছু জানতে পারলাম। আপনার সাথে আপনার মতামত মিলে গিয়েছে আমার সাথে। তাই বেশ ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময় নিয়ে আমার সাথে কথা বলেছেন।
তো আজকে আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগলো। উম জি। হুম, জি।